হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <sneezes>
আচ্ছা, আচ্ছা। আর আমার সকালটা আসলে ভালো গেছে। আমি যদিও আমি সকাল থেকে কোনো কিছু খাইনি, আ শুধু ধুলাবালি খেয়েছি। তো, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। আ তো রাস্তাঘাট আসলে প্রচুর বেশি ধুলাবালি। আমার আসলে ধুলাবালি পছন্দ না। ধুলাবালিটা শুধু বাজে লাগে। বাকি বৃষ্টি, রোদ, জ্যাম আমার কোনো প্রবলেম নাইI আই আই লাভ নেচার। বাট ধুলাবালি ভালো লাগে না।
হ্যাঁ, হ্যাঁ। ও খুবই সু হ্যাঁ, হ্যাঁ। ও! আসলেও? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমার রোদটা নিজে একটুও সহ্য হয় না। বাট বাকি বৃষ্টি, বাকি সবকিছুই আমার খুবই ভালো লাগে। আজকে হচ্ছে একটা অনেক প আজকে অনেকদিন পরে আসলে জিমের ভেতরে একটা টিচারের সাথে দেখা হলো আমার। বুঝছেন? মানে সে স্কুলের টিচার হ্যাঁ, হ্যাঁ। স্কুলের টিচারের সাথে আমার দেখা হলো। তো আমি ভাবলাম যে, স্যারকে আমি জিজ্ঞেস করলাম, "কি অবস্থা স্যার, ভালো আছেন?" তারপর, ইয়া আছে তো, "হ্যাঁ, ভালো আছি।" তো স্যারকে জিজ্ঞাসা করলাম, "কতদিন হল শুরু কর করেছেন?" তো স্যার বলল যে, "বেশিদিন না, ২ ১ দিন। কালকে জয়েন করেছে। আজকে থেকে ১ম আজকে 1st ডে।"
<chuckles> ওয়াও! জি মানে, টিচারও কি জিম করতে আসছে? ওয়াও! হুম। আচ্ছা, আচ্ছা।
তো অনেকক্ষণ ট অ কথা-টথা হলো। তার স্যারও অনেক মানে অ চমৎকার একটা মানুষ। সে হচ্ছে আমাদেরকে ব অনেক হেল্প করেছে। সে মানে ঘন্টার পর ঘন্টা তার কোচিংয়ে আমরা যখন যেতাম আরকি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতাম, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্যার বসায় রাখত। সব পড়াইত যে, মানে ঠিক করে হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমারও একটা স্যারের কথা মনে পড়ে স্কুল লাইফে আপনার কথা শুনে মনে পড়ে গেল আসলে। আব ওই স্যারটা হচ্ছে যে, উনার কাছে যখন আসলে আমরা পড়তে যেতাম, উনি আসলে কাউকে পড়াত না, প্রাইভেটলি কাউকে পড়াতো না। তো উনি যেটা করত সেটা হচ্ছে যে, পরীক্ষার আগে আমরা কিছু আ ফ্রেন্ডরা মিলিয়ে আমরা ট্রাই করলাম যে, "স্যার পড়ায় কিনা, চল দেখি।" তো স্যারের কাছে গেলাম, স্যারের কাছে যাওয়ার পরে হচ্ছে স্যার ১ম দিনে যেমন কথাটা বলেছিল যে, "আসলে তোমরা আমাকে এফোর্ড করতে পারবা না।" হ্যাঁ, এরকম একটা কথা বলেছে। তারপর একটু মোটামুটি জানার পরে শুনলাম আসলেই এফোর্ড করতে পারবো না। তারপরের দিন স্যারই নিজের থেকে আইসা আমাদেরকে বলল, "তোমরা একটা কাজ করবা, ওই বৃহস্পতিবারে হচ্ছে আমি বাসা চেঞ্জ করব, ঐদিন আমার বাসার নিচে আসবা।" তো আজব ব্যাপার ভাই, খুব পছন্দের টিচার ছিল। তো বৃহস্পতিবারে গেলাম। ওখানে বাসা চেঞ্জ করার জন্য গেলাম, ওখানে তো স্যার আমাদেরকে দিয়ে বাসা চেঞ্জ করাইল। তো বাসা চেঞ্জ করানোর পর স্যারও কাজ করছে অনেক বেশি, তার আম্মু ছিল, আম্মুর সাথে কথাবার্তা বলায় দিল। তারপর যখন আমরা চলে আসব, তখন আমাদেরকে সে পেট ভরে খাওয়ালো। খাওয়ানোর পরে বলল যে, "তোমরা প্রতি সোমবারে আর হচ্ছে বৃহস্পতিবারে এই ২ টা দিনে এরকম সময় আসবা, আমি তোমাদেরকে পড়াবো এবং তোমাদের কোনো কিছু দিতে হবে না।"
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এরপরে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে।
তো স্যার আসলে ফ্রি অফ কস্ট আসলে অনেক সময় ধরে আমাদের পড়া না হওয়া পর্যন্ত, মানে পড়া আসলে করার পর জমা না দেওয়া পর্যন্ত উনি আমাদের ছাড়তেন না। তো উনি আসলে আমাদের কাছ থেকে কোনো টাকা নেননি এবং ওইযে আমাদেরকে ডাকলো, এফোর্ড করতে পারবে না কথাগুলা বলেছিল, যে নেগেটিভ ব্যাপারগুলা আসছিল, ওই ব্যাপারগুলা এত জোশভাবে পজিটিভলি টার্ন করছে, ওই ব্যাপারটা আমার লাইফে আসলে ভাই এমন হইছে যে, আসলে আমার মনে হইছে যে আসলে টাকা ছাড়াও মানে শিক্ষার সাথে টাকার কোনো সম্পর্ক নাই। মানে তো ওই টিচারের যে ইনফ্লুয়েন্সটা ছিল ওটা আমার মধ্যেও ছিল। পরে আমিও আমার জীবনে কিছু স্টুডেন্ট কে পড়িয়েছি। উইথআউট ফ্রি আ উইথআউট মানি আরকি টাকা-পয়সা ছাড়াই পড়িয়েছি। সো ওই ব্যাপারটা আমার মধ্যে রয়ে গেছে। তো আপনার আপনার কি মনে হয় আসলে শিক্ষকের যে ভূমিকা আসলে আমাদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে কিনা? এইযে আমার যেমন ফেলল?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিকই বলছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।